আচ্ছা, আ ১ম চাকরি পাওয়ার স্মৃতিটা আসলে কেমন ছিল আপনার?
আচ্ছা, এইটা বেশ আহ মজার স্মৃতি। হু, আর মজার
আচ্ছা, আচ্ছা। please, একটু শেয়ার করেন।
আচ্ছা, মজার স্মৃতি এই অর্থে যে, আ হা খুব যে ভালো চাকরি এমন না। তবে, ব্যাপারটা হচ্ছে ১ম কোনো একটা রুটিনের ভেতরে যাবো বা একটা নির্দিষ্ট সময়ে কোথাও যাইতে হবে। সেইখানে কোনো কাজ করতে হবে। এ এই ধরনের অভিজ্ঞতা একদম ১ম ছিল। এ যেটা সত্যি বলতে খুব উপভোগ করেছি। উপভোগ করিনি এমন না। তবে <smacks lips> আ ওইযে হয় না যে? না বোঝা থাকে অনেক কিছু, না জানা থাকে অনেক কিছু। আ তো সেই কানে সেই কারণে একটু সময় লাগছে হ্যাঁ, অভ্যস্ত হইতে। কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে। এটা আ মানে সব মিলিয়ে দুর্দান্ত ছিল।
হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। অ্য আচ্ছা, আচ্ছা তো এইযে এই যে ১ম চাকরি আপনার অভিজ্ঞতা এখানে আপনার একটু আ রুটিনের মধ্যে আসতে কষ্ট হচ্ছিল আ একটু একটু সমস্যাই হচ্ছিল। আ তো পরবর্তী সময়ে আসলে নিজেকে কিভাবে সেই রুটিনের মধ্যে অ্যাডজাস্ট করতে পেরেছেন?
একদম। আচ্ছা, নাহ। ১ম যে চাকরির কথাটা বলছি এটা ছিল আসলে একটা পার্ট টাইম চাকরি। আ পার্ট টাইম চাকরি বলতে, হ্যাঁ, সপ্তাহে ৩ দিন। আ বৃহস্পতি, শুক্র, শনি এই ৩ দিন ডিউটি ছিল। আ আর এই ৩ দিনই ছিল হচ্ছে আমার আড্ডা দেওয়ার জন্যে সবথেকে আ মানে কি বলবো? উৎকৃষ্ট সময়। কারণ
হ্যাঁ, হ্যাঁ। ওয়াও! খুবই ভালো। আচ্ছা। আচ্ছা, তাহলে তো খুবই দুঃখজনক বিষয়।
হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধু-বান্ধব যারা অন্যান্য জায়গায় কাজ করত এরাতো শুক্রবারে ফ্রি থাকতো। আ এটা একটা ব্যাপার। তো ওরা যেদিন ফ্রি ঐদিন আমি সবথেকে বেশি ব্যস্ত। এখন কি আর করা যাবে? হ্যাঁ, এখানে তো কিছু করার নেই। চাকরিতে জয়েন করছি। তো ১ম দিন গেলাম। ১ম দিন গিয়ে কাজ হচ্ছে ফটোকপি করা। এবং আ মানে, শুনতে এরকম ছোট মনে হয় কিন্তু প্রত্যেকদিন কিছু না হলেও আ ৬-৭,০০০ পৃষ্ঠা ফটোকপি করা হত।
নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও!

না ভাই আমি আপনার কথাটা আসলে বুঝতে পারছি, যে আপনার কেমন লেগেছিল সেই ১ম চাকরি এবং আ এটা কিন্তু খুবই আসলে আ একটা ভালনারেবল আপনার হচ্ছে মেমোরি এবং আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে এইযে আপনার এই ১ম চাকরি ছিল এটা আসলে আপনি কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পেরেছিলেন? মানে এইযে কষ্টসাধ্য যে বিষয় এই জায়গাটা আপনি আসলে কতটুকু সহ্য করতে পেরেছিলেন বা কতটুকু আসলে
একদম। আচ্ছা, আচ্ছা। এইখানে ছিলাম প্রায় ১৪ মাস। হ্যাঁ আর ১ম বেতনও খুব কম ছিল। আ শুনে বেশ মজা পাবেন। ১ম বেতন ছিল তিন হাজার টাকা প্রতি মাসে।
ওয়াও! আচ্ছা। অ্যা এইটা কিন্তু ভাই অনেকে আসলে কষ্টের বিষয় যে এতটুকু কষ্ট করার পর এতদিন এত আসলে পরিশ্রম করার পর
হ্যাঁ, সপ্তাহে ৩ দিন যে ডিউটি আর শুক্রবারে পুরো দিন। শনিবার হচ্ছে অ্যা দুপুর ২ঃ০০ থেকে রাত ৮ঃ০০ আর শনিবারও স অ বৃহস্পতিবার, শনিবার হচ্ছে দুপুর ২ঃ০০ থেকে রাত ৮ঃ০০ আর শুক্রবার সারাদিন। এই হচ্ছে ডিউটি।
আচ্ছা। আচ্ছা। মানে ২ দিন, ২ দিন হচ্ছে আপনি হাফডে কাজ করতেন এবং অ্যা শুক্রবারে সারাদিন কাজ করতেন। তো এটা কিন্তু ভাই আপনার জন্য অনেক কষ্টসাধ্য বিষয় ছিল এবং আ নিশ্চিতভাবে আপনি আ সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছেন নিশ্চয়ই। কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি। খুব বেশি আসলে আনন্দের সাথে সেই কাজটি করতে পেরেছেন।
হ্যাঁ, হ্যাঁ। একদম। অবশ্যই, অবশ্যই। না অভিজ্ঞতার থেকে আচ্ছা দেখেন অভিজ্ঞতার থেকে একটা বড় জিনিসের প্রাপ্তি আছে কারণ সেই সময়ে যে অবস্থা ছিল সেইটার জন্যে আসলে চাকরিটা করাই লাগত। এমন না যে আমি খুব খুশি হয়ে করতাম। তবে হ্যাঁ করতেই হইতো। আর আরেকটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে কি এই পেয়ারার ব্যাপারটা ১ম ১ ২ সপ্তাহ ছিল। কারণ তখনও তো ফটোকপির মেশিন অপারেট করা শিখতে হয়। মেশিনের ছোটখাটো প্রবলেম দেখা গেলে সেটাকে কিভাবে সমাধান করতে হবে সেইগুলা দেখতে হয়। হ্যাঁ? তো ১ম দিকের কাজগুলা একটু বেশি ঝামেলা। পরে যখন অভ্যস্ত হয়ে গেল আর অনেকগুলা মেশিন ছিল তো। দেখা যাচ্ছে আমি যেইটা চালাইতাম ঐটাতে আমার সব হাত চলে আসছে। যে আচ্ছা এখানে কখন কী হইতে পারে, কখন কোনটা লাগবে। এটার একটা মানে অভ্যস্ততা চলে আসে। তো আ ১ম ২ সপ্তাহ পরে আর তেমন একটা সমস্যা ফেস করিনি। তবে ওই ১ম ২ সপ্তাহ কি মানে ৬ দিন আরকি হ্যাঁ, হ্যাঁ, ওরে বাবা শুধু সমস্যা! পেপার আটকে যাইত, পেপার বের করতে যাই কারেন্টের শর্ট খাইতাম। আমি ১ দিনে মনে হয় ১৬-১৭ বারও কারেন্টের শর্ট খাইছি।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। সমাধান করতে হয়। জ্বী। আচ্ছা, আচ্ছা। আ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একটু সমস্যা হয়েছে। বুঝতে পেরেছি ভাই। <chuckles> আল্লাহ!